আ কারণ একটা সময় আমার হয়েছিল <scoffs> যে কি? স্ক্রিন টাইম আমার ১০ ঘণ্টাও থাকতো, এত্ত বাজে অবস্থা ছিল। তো সেইটার ক্ষেত্রে আমি ১ম, ১ম যখন শুরু করেছিলাম আ ১ম ভেবেছিলাম কি? যে আ আমি একেবারে এলিমিনেট করে দিবো। কিন্তু দেখলাম কি এই যে ২-১ দিন হচ্ছে যে আমি হয়তো ৪ ঘন্টার মধ্যে নিয়েছি। পরে আবার ১০ ঘন্টা। তো পরে বুঝলাম যে, আসলে হুটহাট করে এত ড্রাস্টিক চেঞ্জ নিলে হবে না। উম অল্প, অল্প করে করতে হবে। তো আমি করা শুরু করলাম কি? আ ১ ঘণ্টা, ১০ ঘন্টা থেকে ৯ ঘণ্টা, ৯ ঘন্টা থেকে ৮ ঘণ্টা। এভাবে কিন্তু আমি ৪-৫ মাসের মাথায় আ যেটা বললাম যে ১০ ঘন্টা হতো সেটা এভারেজ এ ৩ ঘন্টা ২.৫ ঘন্টায় নিয়ে এসেছিলাম।
আচ্ছা। হুম, হুম। উম জী। বাহ! বেশ দারুণ কিন্তু মানে এইরকম অভ্যাস ক গড়ার ক্ষেত্রে, দেখা যায় যে, আপনার আসলে বেশ দারুণ একটা বেগ পেতে হয়েছে। এবং আপনি ধাপে, ধাপে চেষ্টা করেছেন ৫-৬ মাসের একটা সময় নিয়ে নিজেকে আসলে স্ক্রিন টাইম টাকে একদম কমিয়ে আনার, এবং স্ক্রিন টাইম থেকে নিজেকে একটু দূরে সরার। বেশ দারুণ কিন্তু। তো সেই ক্ষেত্রে আসলে কী, কী নিয়মগুলো আসলে মূলত আপনি নিজেকে অনুপ্রেরণার জন্য বেশি আ থাকে না, যে আ বুস্ট আপ করেছেন?
তো সময় লে হুম। হুম। আ সেই ক্ষেত্রে নিজের অনুপ্রেরণার জন্য, আমি প্রথমত আমি কী করতে চাচ্ছি? আ যেমন আমার রিজাল্ট ভালো করতে চাচ্ছি। তো সেই জিনিসটার জন্য আমি আমার আ দেখা যাচ্ছে যে <scoffs> পরীক্ষার যে, রুটিনটা সেটা আমার মোবাইলের হোম স্ক্রিন বানিয়ে ফেলেছিলাম। তো আমি মোবাইল ধরতে গেলে আমার সামনে দেখছে যে আমার এক্সামের রুটিন টা। তো সেটা দেখলে কিন্তু টেনশন বেড়ে যায়। তো তখন কিন্তু ভয়ে আমার আসলে পড়াটা বেশি হয়। তো এহ হ্যাঁ, একটু উম মানে দেখে ভয়ে আমি আসলে একটু নিজেকে কন্ট্রোল এ রাখা শুরু করি। যে হ্যাঁ, না এতক্ষণ ধরে থাকতে পারব না। নয়তো পরীক্ষায় খারাপ করব। পরীক্ষায় খারাপ হলে তো সমস্যা। কারণ আব জবের জন্য মনে হচ্ছিল যে, একটা নির্দিষ্ট সিজিপিএ না রাখলে ভালো জবে এপ্লাই ও করতে পারব না। তো এটাই আরকি। এটা হচ্ছে আমার প্রধান অনুপ্রেরণা ছিল। <scoffs>
হুম, হুম। উ জী। আচ্ছা। হুম। বেশ মজার একটা ইনসিডেন্ট কিন্তু এটা। আচ্ছা। হুম, হুম। একদম।